হ্যাঁ, সেটা হচ্ছিল যে, আ আ আমি মোটামুটি করোনাকালীন সময়ের অল্প কিছুদিন আগে আমি আমার চাকরিটা আসলে ছেড়ে দেই, হ্যাঁ? এবং আ সেটা ছেড়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে হলো যে, আমার অফিসে যে, আমার টিম লিডার ছিল, আ উনি প্রতিদিন সকালে একটা মিটিং হয়তো। সেই মিটিং উনি আমাকে একটা কাজের কথা বললেন যে, আমাকে নাকি উনি একটা কাজ করতে বলেছেন। তো আমার যতটুকু মানে এ মানে ধারণা যে, উনি আসলে এ ধরনের কিছু আমাকে বলেননি তো আমি খুব ভদ্রভাবে উনাকে জানাই। তো উনি বেশ উত্তেজিত হয়ে যান। খুব চিৎকার চেঁচামেচি করতে থাকেন, হ্যাঁ। আ তো বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে হ্যাঁ, বিশেষ করে খারাপ লাগে যে, একে তো হচ্ছিল যে, আমি এই ধরণের কিছু জানিই না। আর তারপরও বিষয়টা খারাপ লাগে এই কারণে যে, "যদি আমি যদি ভুল করেও থাকি", তাও তো এরকমভাবে আ সবার সামনে চিৎকার চেঁচামেচি করার তো আসলে কিছু নাই শান্তভাবে তো বলাও যেতে পারে। তাই না? হুম, তো এই ক্ষেত্রে এই যে, মানে পারস্পরিক যে, অশ্রদ্ধার যে, একটা বিষয় হ্যাঁ, এ্যা দেখা যাচ্ছে যে, উনি তো আমার কলিগ হতে পারে উনি আমার সিনিয়র বাট উনি তো আমার কলিগ হ্যাঁ। আ তো সেক্ষেত্রে পারস্পরিক যখন সম্মান বোধটা থাকে না, তখন কিন্তু একটা সময় পরে কিন্তু আমি চাকরিটা ছেড়ে দেই আ এবং তার ঠিক কিছুদিন পরেই কিন্তু করোনা চলে আসে হ্যাঁ, তখন অনেকেই আমাকে অনেক কথা শোনায়। যে, আজকে যদি চাকরিটা থাকতো তাহলে হয়তো এই করোনার মধ্যে
সেটা তো অবশ্যই। মানে একটা মানে সব দিক থেকে একটা চাপ আপনার মধ্যে আসলে আসতে থাকলো।
একদমই ঠিক বেশ রকমের চাপ সবাই বলতে থাকে যে, আসলে আজকে যদি মানে চাকরি থাকতো তোমার করোনার মধ্যে এত কষ্ট হত না। অনেকে বলে, এমনও বলেছে যে, আসলে হ্যাঁ, তুমি ওরকম ভালো আসলে তুমি যোগ্য মানে সরাসরি আমাকে বলেনি। ওরকম বলেছে যে, যারা আসলে যোগ্য তাদেরকে চাকরি হারাতে হয় না হ্যাঁ, তো এইজন্য যোগ্য হওয়াটা তো হ্যাঁ, বেশ কষ্টদায়ক কথাবার্তা।
বেড়েছে। ওহ! হো এটা তো খুবই কষ্টদায়ক কিছু কথাবার্তা। এটা হয়তো আপনাকে উদ্দেশ্য ও, ও ভাবেই, উদ্দেশ্য করেই বলা হয়েছিল। এটা তো খুবই খারাপ জি।
হুম, একদমই তাই হ্যাঁ, আসলে এটা স্পষ্টভাবে বোঝাই যায়। তবে আসলে আ এই ধরনের অনুভূতিগুলো কিন্তু আমার একদম অনেক লম্বা একটা সময় পর্যন্ত বিশেষ করে করোনা যতদিন ছিল, যতদিন আসলে নতুন করে চাকরির সার্কুলার ছিল না ততদিন পর্যন্ত কিন্তু সহ্য করতেই হয়েছে।
বলার কিছু ছিল না আরকি হ্যাঁ।